হুম, আমার মতে আসলে কাউকে কোনো ডিসিশন দেওয়া উচিত না কারণ ডিসিশন হ্যাঁ, মানে সাজেশনও সাজেশনও একরকম ডিসিশনও হয়ে যায় বেশির বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বড়রা যখন দেয়। <laughs> তো না, না আপনার কথা বললাম না। তো আমার কাছে মনে হয় আমার ডিসিশন টা আমি হল মেক করব। কিন্তু সাপোর্ট টা মানে যারা আমার আশে-পাশে আছে তারা আমাকে সাপোর্ট করবে বা আমার সাথে আলাপ করবে। যাতে আমি আরো চিন্তা করতে পারি যে আমি এই ডিসিশন টায় যাব কি যাব না। কনফিডেন্ট ডা আসতে পারে। তো এই তো আর কি স্বপ্ন এইভাবেই
তো আমি দুঃখিত। ডিসিশন না আমি সাজেশনের জন্যই বলছি। আচ্ছা, আচ্ছা। আমি এত বড় বা এত জ্ঞানগর্ব কেউ না। যে আমার সাজেশন ডিসিশন হইতে হবে। সেটা অবশ্যই। অবশ্যই। জ্বী। কোনটা করলে ভালো হয়। জ্বী। যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানলাম, শিখলাম। আশা করি আবার কথা হবে।
হুম, হুম। হ্যাঁ, তো স্বপ্ন আসলে খুবই গুরুত্বপূর্ণ। ভালো ভালো স্বপ্ন দেখেন, ভালো করে বেঁচে থাকেন। আপনার জন্য শুভ কামনা রইল।
আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। শুভরাত্রি।
আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ।